সম্প্রতি একটা বিষয় নিয়ে আমি খুব সমস্যার মধ্য দিয়েই যাচ্ছি। বলা যেতে পারে যে, বিষয়টা অ্যা এতটাই আমাকে চেপে ধরেছে যে, মানসিকভাবে এবং আ পাশাপাশি শারীরিকভাবেও আমি এ কিছুটা দুর্বল হয়ে যাচ্ছি। কি করবো? কিছুই বুঝে উঠতে পারছি না। কি করা উচিত? সেটাও বুঝে উঠতে পারছি না। তো সব মিলিয়ে আমি একটা আ মানসিক চাপের মধ্য দিয়ে দিনগুলো পার করছি। তো <sniffs> আমার আসলে আ এই বিষয়ে একটু সাহায্য প্রয়োজন। কিন্তু আ কোথায় গেলে আসলে সাহায্য পাবো, বা আ কারো সাথে এই বিষয়টা পরামর্শ করলে কি সমাধান পাওয়া সম্ভব কিনা? সেটা নিয়েও একটা দ্বিধা আ আমার মধ্যে কাজ করছে। তো বলা যেতে পারে যে, আ আমি বেশ কিছুদিন ধরে এই সমস্যার কারণে, আ কোন কাজেই আসলে মনও দিতে পারছি না। তো আমার খুব আ প্রয়োজন যে, এই সমস্যাটা থেকে আমি খুব দ্রুত যেন বের হয়ে আসতে পারি। না হয় দেখা যাবে যে দিন, দিন আমি মানসিকভাবে আরো দুর্বল হয়ে উঠবো। তো, আপনার কাছে আসলে আকুল আবেদন থাকবে যে, আপনি এই বিষয়ে আমাকে আ একটু সাহায্য করতে পারবেন কিনা?
উম জ্বী আমি আপনার কথা থেকেই বুঝতে পারতেছি যে, আপনি একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এতটা চিন্তিত হবেন না। আ আমি পারতপক্ষে আপনাকে আ বিভিন্ন পরামর্শ দিয়ে আ চেষ্টা করব যাতে একটা সুনির্দিষ্ট পথ উম অবলম্বন করা যায়, সে ধরণের কিছু পরামর্শ দিতে। তো আপনি যদি আপনার সমস্যাটা আমাকে একটু বুঝিয়ে বলতেন, তাহলে আমার জন্য বিষয়টা আপনার সাথে অবলোকন করা আমব একটু ভালো হতো।
হু। জী অবশ্যই। আ আমার কাছেও মনে হয়েছে যে আপনাকে আ বিষয়টা নিয়ে একটু খোলাখুলি বললে, আপনি হয়তো বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আ কিছু কথা আসলে বলে রাখা ভালো। আমি একজন গ্রামের ছেলে। আমি ছোটবেলা থেকে গ্রামে পড়াশোনা করেছি এবং সেখানেই আমার পরিবারসহ আমি বড় হয়েছি। তো একটা পর্যায়ে আমি আ চাকরি জীবনে এসে আমি একটা সরকারি চাকুরি পাই। এবং সেই সরকারি চাকুরির ক্ষেত্রে আমাকে আ গ্রামটি ত্যাগ করে, একটা নতুন শহরে আসলে আসতে হয়। তো আ আমার বাড়ি হচ্ছে আ দিনাজপুর। তো সেখান থেকে আমি আসলে আ চট্টগ্রাম শহরে আ কাজের জন্য আসি। তো এখানে আসার পর আমার দিনকালগুলো বেশ ভালই কাটছে। কিন্তু আ একটা যে সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি সেটা হচ্ছে যে এখানকার আ মানুষের যে আ ভাষা বা তাদের যে আচরণ সেটা আসলে একটু অন্য রকম।
আচ্ছা।
আ আমার কাছে মনে হয়েছে তাদের আ কথাবার্তা কিছুটা অন্যরকম বা তাদের যে আঞ্চলিক ভাষা, সেটা না আমি কোনভাবেই বুঝতে পারি না। তারা আসলে কি বলে বা তারা আসলে কি চায়? আমি কিছুই বুঝি না। এ পাশাপাশি দেখলাম যে আমি যখন আমার এলাকায় আসলে চলাফেরা করতাম বা আমার এলাকার যে মানুষজনের যে একটা আচরণ, সেটা আ একরকম ছিল। কিন্তু এখানকার মানুষেরা কেন জানি একটু ভিন্ন প্রকৃতির। যেমন বলা যেতে পারে আ কেউ কারো সাহায্য করতে চায় না। কারো দিশে আ দিকে আসলে কেউ লক্ষ্য রাখে না। যার, যার আপন মনে সে, সে কাজ করে চলেছে। এবং আ কারো সাথে মনের আ আবেগগুলোও না আসলে আ শেয়ার করা যায় না। আ তো কারো সাথে যখন কোনভাবেই বনিবনায় আমার হচ্ছে না, তখন আ নিজের ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে বা আমি আসলে নিজের বিশ্বাসটা বা নিজের যে আসলে নিজের প্রতি একটা নিজের বিশ্বাস সেটাও হারিয়ে ফেলছি যে, "আমি কি আ ভুল জায়গায় চলে আসলাম বা আমার কি আসলে আ কি করা উচিত বা আমি কি তাদের সাথে মানিয়ে নিতে পারবো?" যেহেতু আমি চাকরি ক্ষেত্রে এসেছি, আমাকে এখানে থাকতে হবে বা আমার কাজে আসলে মনোনিবেশ করতে হবে। তো সেখানেও আসলে বাধাগ্রস্ত হচ্ছে। আমি ঠিক মতো কাজ করতে পারছি না। বা আমার আসলে নতুন কোন বন্ধুও হচ্ছে না। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এই সমস্যার মধ্য দিয়েই আমি যাচ্ছি। তো এইটা নিয়ে আরকি একটু বিচলিত।
জি। উম জি আমি বুঝতে পারতেছি যে, নতুন জায়গায় আপনার বিভিন্ন মানুষের সঙ্গে এ উঠা-বসা, কথাবার্তা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। যেহেতু তাদের ভাষাগুলো আপনি ঠিকমত আয়ত্ত করতে পারতেছেন না। যার কারণে প্রতি মুহূর্তে আপনি অ্যা আম বাধাগ্রস্ত হচ্ছেন। তো আপনি যদি আমাকে একটু বলতেন যে, মূলত আপনার কোথায় বেশি সমস্যা হচ্ছে? যে, মানে আপনার আ কাজের প্রতিষ্ঠানে? আ কোনও বন্ধুদের সঙ্গে? নাকি এ দোকানে কেনাকাটার সময়? মূলত কোন জায়গাটাতে আপনার বেশি সমস্যা হচ্ছে?
আ আমার কাছে যেটা মনে হয় যে, আমার উম ২ টি জায়গা আছে, যেখানে আসলে বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে আমার কাজের জায়গা। আমার কাজে, আমার আ অফিসের বস এবং অন্যান্য colleague রাও আসলে আ সেখানকার স্থানীয়দের মধ্যে পড়ে। যার কারণে তারা একই ভাষায় কথা বলে এবং আ তাদের মধ্যে তারা বেশ দিব্যি কথোপকথন করে যাচ্ছে! কিন্তু আমি না কিছু বুঝতে পারছি না। এছাড়াও আ আমি যেহেতু উম আ bachelor থাকি এ আ অফিসের কাজে, আসলে কাজের জন্য গিয়েছিলাম। তো সেইখানে একটা মেসে আমি থাকি। সেখানে আ মেসের যে আপ সদস্যগুলো আছে তাদের সাথে মোটামুটি আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। তো আ তারাও আসলে আমাকে নিয়ে হাসাহাসি করে বা তারা যখন কথা বলে আমি তাদের কথা যখন বুঝতে পারি না, এটা নিয়েও তারা উপহাস করে। তো এখানেই মূলত আমার সমস্যাটা একটু বেশি হয়।
উম। জি, আমি বুঝতে পারতেছি যে যখন অ্যা অন্যরা কথা বলা-বলি করতেছে বা আপনি যখন কোন কথা বলতেছেন। এটি অ্যা মানে বোধগম্যের মধ্যে না আসার কারনে অ্যা নিজেদের মধ্যে কিছু উটকো ঝামেলা হচ্ছে। হয়তো তারা আপনার মুখের দিকে চেয়ে থাকতেছে অথবা আপনি তাদের মুখের দিকে চেয়ে থাকতেছেন। যে আসলে কথা যে বলল সেটির অর্থ কি সেটি তো ভাষা ঠিক মত বুঝা গেল না। তবে আপনি পারতপক্ষে এখানে ভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারেন। আপনি অ্যা যদি আপনার কলিগদের সঙ্গে একটু কথা বলেন যে "ভাই আসলে আমি তো দিনাজপুর থেকে এসেছি। আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা কথা বলতেছেন, সেই ক্ষেত্রে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। তো যে বিষয়গুলো আমি বুঝতেছি না যদি আপনারা একটু আমাকে সাধারণভাবে বুঝিয়ে দেন, তাহলে হয়তো আমার এই ক্ষেত্রে অনেকটা উপকৃত হতে পারতাম আমি।" এবং আপনি আরেকটি কাজ করতে পারেন সেটি হলো যে, যতদূর সম্ভব আপনি তাদের কাছাকাছি থেকে একটু সময় নিয়ে তাদের কাজগুলো, কথাগুলো অ এবং তাদের যে চলার ভঙ্গি এই থেকেও কিন্তু অনেকটা আচরণের ক্ষেত্রেও আপনি বুঝে ফেলতে পারেন। যে কোন কথা দ্বারা কোন বিষয়টাকে তারা বুঝাচ্ছে। অ্যা কাজের পরিষদ থেকে কিন্তু বুঝা যাচ্ছে বা বুঝতে পারবেন যে আসলে যে শব্দটি বলল, আসলে এই শব্দটির অর্থটা কি হতে পারে। হ্যাঁ? এভাবে কিছুটা আয়ত্ত করা যেতে পারে এবং সেই সঙ্গে আপনাকে যেটা সবচেয়ে বেশি মানে অবলম্বন করতে হবে, বুঝতে হবে সেটি হলো যে যেহেতু আপনি তাদের কথা বুঝতেছেন না। আ বুঝতেছি না বলে সেখান থেকে সরে না গিয়ে, তাদের পাশাপাশি থেকে তারা কিভাবে কথা বলতেছে এটিকে অবলম্বন করে অ্যা কিছু মানে বুঝার দরকার। মানে কিছু বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। এভাবেও কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে শিখতে পারবেন এবং জানতে পারবেন। এবং অ্যা আরেকটি বিষয় করা যেতে পারে সাম্প্রতিক সময়ে
উ, হু। হুম। আচ্ছা। হুম। হু, হু।
ইন্টারনেট এও কিন্তু আঞ্চলিক ভাষাগুলো নিয়ে অনেক কথোপকথন এবং নাটকের কিছু বিষয় আছে, দৃশ্যায়ন আছে। এগুলো থেকেও কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন, বা জানতে পারবেন। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যত তাড়াতাড়ি বুঝা যাবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনি বলতে পারবেন না। আপনার বলার জন্য কিন্তু একটি অভ্যাসে পরিণত করতে হবে। এজন্য আপনার যে কলিগ যারা আছে, হ্যাঁ? এরাই কিন্তু বেস্ট পন্থা আমি মনে করতেছি। তো আপনি কি কখনো বিষয়গুলোকে এভাবে ভেবে দেখেছিলেন?
হুম। আহ! সত্যি বলতে কি, আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমার কাছে আসলে বেশ লেগেছে। আপনি যে কথাগুলো বললেন, আ প্রত্যেকটাই আসলে যুক্তিযুক্ত এবং যথার্থ বলে আমার কাছে মনে হয়েছে। কারণ, আ আমি যেহেতু উম সেই বিষয়টা নিয়ে খুবই বিচলিত বা আ আমার ভেতরে আসলে একটা আত্মবিশ্বাসই আমি হারিয়ে ফেলেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে, আ আমি হয়তোবা পারব না। কিন্তু এভাবে আসলে চেষ্টা করলে বা এটাও যে করা সম্ভব বা আমি যে পারবো, এরকম একটা আ সম্ভাবনা আদৌ যে সৃষ্টি হবে, সেটাই আমি আসলে বুঝতে পারছিলাম না। তো আ যার কারণে সমস্যাটা আমার দিন, দিন বেড়েই চলেছে। কিন্তু আপনার সাথে কথা বলার পর এবং আপনি যে আসলে মাধ্যমগুলো বললেন যে, আ তাদের সাথে থেকে বোঝার চেষ্টা করা, আ পাশাপাশি আসলে আপনি যে আ দৃশ্যপটের কথা বললেন, আ সেভাবে আসলে <swallows> আ সেখান থেকেও যে ভাষা শেখা সম্ভব, বা আ সেটা বোঝা সম্ভব, সেই বিষয়ে আসলে আমার ধারণাটাই ছিল না। আ তো আমার কাছে মনে হচ্ছে যে, আপনার এ কথাগুলা যদি আমি মেনে চলি বা এভাবে আসলে চেষ্টা করে আ দেখি, সেই ক্ষেত্রে আ কিছুটা আ হয়তোবা আমি আ শিখতে পারবো এবং বুঝতে পারবো। আ তো আরেকটি বিষয় যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আচরণের বিষয়টা। তো আ তাদের সাথে যে আমার মানিয়ে নিতে আসলে যে কষ্ট হয়ে যাচ্ছে বা তাদের আ সাথে আসলে বন্ধুত্বপূর্ণ একটা আ সম্পর্ক বা একটা অন্তরঙ্গ সম্পর্ক যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আসলে কি, কি পদক্ষেপ নেয়া যেতে পারে?
জি। জি আপনি যদি তাদের অ্যা সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চান, যেমন আপনার যারা কলিগ তারা তো সঙ্গত কারণেই আপনার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে। আপনি বিকেলবেলা আপনার অ্যা যেখানে আপনি অবস্থান করতেছেন নিকটতম দেখবেন যে কিছু অ ক্লাব আছে, কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে সাধারণত ইনডোর বা আউটডোর গেম হয়। আ খেলার যে বিষয়টা আছে, আপনি সেখানে যেতে পারেন। সেখানে কিন্তু স্বল্প মূল্য দিয়ে, যেমন ধরেন ভলি থাকে, ব্যাডমিন্টন থাকে এ ধরণের কিছু আউটডোর-ইনডোর আ গেম থাকে, ক্যারাম বোর্ড থাকে, দা বাগাডুলি থাকে, অ্যা লুডুর মতো কিছু গেম থাকে যেগুলো সকলেই একসঙ্গে বসে নির্দ্বিধায় উপভোগ করা যায় বা আউটডোর এও খেলা যায়। আপনি সেখানে বন্ধুত্বের মাধ্যমেও কিন্তু ওয় তাদের বিষয় সম্পর্কে জানতে পারবেন। একটা খেলায় যখন আপনি অংশগ্রহণ করবেন সেখানে কিন্তু কিছু কথা হবে। সে বিষয়গুলোও আপনি বোঝার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে এভাবে শেখা যেতে পারে। আরেকটি বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, যে আপনি এভাবেও বিষয়টি ভেবে দেখতে পারেন সেটি হলো, যে তারা কথা বলতেছে বা কাজ করতেছে কিন্তু তাদের ভাষাগুলো আপনি মানে বুঝতেছেন না। এজন্য বিষয়টাকে বিরক্তি না নিয়ে, আপনাকে এই বিষয়টি একটু আনন্দদায়ক হিসেবে নিতে হবে, হ্যাঁ? যে, "আমাকে কিছু শিখতে হবে। তারা কিছু বলতেছে, আমি বুঝতেছি না।" এটি একটি কৌতূহল থাকতে হবে, হ্যাঁ? যে তাদের ভাষাগুলো কৌতূহলের মাধ্যমে যদি আপনি শেখার চেষ্টা করেন, আয়ত্ত করার চেষ্টা করেন, বিরক্ত বোধ না হয়ে সেটি সম্পর্কে আপনি ঠিকমত জানার জন্য আগ্রহ প্রকাশ করেন, নিজের মনের মধ্যে। তাহলে কিন্তু আপনিও খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তো এটি কি করা সম্ভব?
হুম, হু। হুম। হু। হু, হু। হু, হু। আহ! <sighs> জি, আপনি আসলে যথার্থই বলেছেন যে ম্যা এই জায়গাগুলোতে আসলে আ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য খুব সুন্দর ১টি মাধ্যম বলে আমার কাছেও মনে হয়েছে। আ তো উম যেহেতু আমি মেসে থাকি বা আমার আসলে আ মেসের যেই সদস্যরা থাকে তাদের সাথের আসলে আমি যদি আ বাহিরে বের হই বা এ ক্লাব গুলোরকে যে কথা আপনি বলছিলেন আ দাবা, লুডু বা আ ক্যারাম আ এই outdoor যে game গুলা সেখানে আসলে আমার কাছে মনে হচ্ছে যে, হ্যাঁ, আ সত্যি যেহেতু আশেপাশের মানুষেরা ওখানে খেলতে আসে বা আ তারাও সময় কাটানোর জন্য আসে। তো তাদের সাথে উঠা-বসা এবং আ চলাফেরার মধ্য দিয়ে হয়তোবা আ নতুন বন্ধুত্ব আ সম্ভব। এছাড়া আপনি যেটা বললেন যে, ভাষা শেখার ক্ষেত্রে আসলে আ বিরক্তিতে না গিয়ে আমি যেন আ সেটা আ চেষ্টা করি এবং আ তাদেরকেও যেন আ বলি যে আ আমি ভাষাটি শিখতে চাই আমাকে যেন সহায়তা করে। তো এভাবেও যদি চেষ্টা করে দেখি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি খুব দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। আ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ আমার আ সাথেই ছিলেন এবং শুরু থেকে আপনি আমার আ প্রত্যেকটা কথায় আ মনোযোগ দিয়ে শুনছিলেন। পাশাপাশি আমাকে ১টা সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করলেন। আ তো আমি আশা রাখছি যে, আপনার প্রত্যেকটা কথায় আমি মেনে চলবো এবং আমার কাছে মনে হচ্ছে যে, আমি যদি এভাবে মেনে চলার চেষ্টা করি। সেক্ষেত্রে আ খুব দ্রুত আসলে সমাধান পাবো এবং সেই সাথে আ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এতক্ষণ সময় দিলেন। আ তো ভালো থাকবেন আপনি।
হ্যাঁ? হুম? জি। আপনাকে অ্যা যে কাজটি মানে করতেই হবে যে, ভাষাটা তো আপনাকে আয়ত্ত করতে হবে আপনার কাজের প্রয়োজনে। প্রতিটি মানুষের ১ টি নিজস্ব সংস্কৃতি থাকে, ১ টি সমাজ থাকে। তারা সাধারণত সমাজের মধ্যে কিছু নির্দিষ্ট আচরণের মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ করে থাকে। আপনাকে তাদের আ সমাজের মধ্যে প্রবেশ করে আ তাদের আচরণ সম্পর্কে অবগত হতে হবে। তাদের শিক্ষা এবং সংস্কৃতির মধ্য দিয়ে প্রবাহিত যদি আপনি কি করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হচ্ছে যে, এই বিষয়গুলো থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন। এবং এ কখনো বিরক্ত বোধ করবেন না। তাদের ভাষাগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এ কিছু বিষয় থাকে আমরা যে বিষয়গুলোকে সহজে উচ্চারণ করে থাকি সেই একই ভাষা, একই কথা তারা সেখানে হয়তো একটু টান দিয়ে বা একটু কম করে অ্যা সেটা বুআ বুঝার চেষ্টা করতেছে বা বলার চেষ্টা করতেছে। এ কারণে অ্যা একই ভাষা কিন্তু এ একটু এদিক-ওদিক হওয়ার কারণে আমরা ঠিকমত বুঝতে পারি না, তো আপনি এই দিকটায় লক্ষ্য করে আমার মনে হচ্ছে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন।
হুম, হুম।